আয় হায়! মানে এটা তো আসলে বেশ ভয়াবহ একটা বিষয় যে এই যে হতাশার কারণে যদি মানুষের, মানে দেখা যায় যে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ? এইটা খুবই চিন্তার কিন্তু একটা বিষয় হয়েই দাঁড়ায়। তবে এই
অবশ্যই। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যা যে অহরহ ঘটছে। কিন্তু আসলে এই এটা নিয়ে আসলে আমরা অত উদ্বিগ্ন হচ্ছি না। কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা কষ্টকর ব্যাপার।
অহরহ ঘটছে। কষ্টর বিষয়। তো এই যে, এই ক্ষেত্রে যেটা, মানে এতই যে সমস্যা হচ্ছে বা এই মানে হয় না যে এই অ্যা মানে হতাশার কারণে এক ধরনের শান্তি তো নাই বরং অশান্তি আসলে জীবনে আসছে। তো এই যে ক্ষতিগুলা একটা মানুষের মধ্যে হতাশার কারণে হচ্ছে, তো তার আসলে এক্ষেত্রে কী, মানে আ নিজেকে একটু সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন? বা এই হতাশা হলে তার নিজেকে কীরকম সময় দেওয়া উচিত বা কী করা উচিত ওই সময়টাতে, এটা যদি একটু বলতেন?
উম জি, আসলে। এখন যেটা কী, আপনি যেটা আমাকে জানতে চেয়েছেন? <clicks tongue> ওই বড় ভাইয়ের যদি পুরো গল্প তো মানে যা দেখেছি সামনে অ্যা তার জীবনের অ্যা বাস্তব চোখে দেখা এবং তার জীবনের ক কথা, সে সেটা যদি বলি, তাহলে অনেকটাই উত্তর হয়ে যায়। তো এই যে, যে, উনি অ হতাশা কা তেও পড়ে উনি সেমিস্টারে পড়াশোনা করছেন না, ঠিকমতো ই করছেন না। কিন্তু পা পা ওই প্রাইভেট ভার্সিটি হওয়াতে কিন্তু টাকা-পয়সা ঠিকই দেয়া লাগতেসে। একটা সময় দেখা গেছে উনি নেশাতেও নেশাগ্রস্ত হয়ে গেলেন। হ্যাঁ, নেশায় আসক্ত হয়ে গেলেন। তো সেইক্ষেত্রে অ অনেকেই চেষ্টা করছে। তো একদিন উনি বিশ্ববিদ্যালয়ে আসলেন। উনাকে দেখে তো চিনতেই পারছি না। চুল এলোমেলো। একটা সুদর্শন ছেলে যে তে তাকে কিনা দেখলেই চেনা যাচ্ছে না। রোগাটে হয়ে গিয়েছে। তো তাকে আসলে তারপর থেকে আসলে আমরা সময় দেয়া শুরু করলাম ছোট-বড় যারা আছে, আমরা যারা তার খুব কাছের ছিলাম। আমার এক, এক এ সেমিস্টার বড় ছিল তো। অ অতটা বড় বলা যায় না। কিন্তু তারপরেও তো বড় <giggles> এই আরকি। তারপরে তার সাথে কথা বললাম। বো কথা বলে তার সাথে ই করলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে, ভাই দেখেন, যে আপনার প্রে প্রেমিকা ছিল এবং যার ভালোবাসায় আপনি এত কিছু করছেন, সে তো ভালো আছে। সে তো অন্যের সাথে সুখে আছে। সে আপনাকে ছেড়ে, আপনাকে রেখে নতুন একটি জীবন অ গঠন করেছে। তা আপনি কেন এভাবে থাকবেন? তো একদিন বললে হয় না, তাকে আস্তে, আস্তে, বলার পরে এবং সাথে, সাথে, অ্যা সাইকিয়াট্রিস্ট <clicks tongue> দেখানো হলো। এবং তাকে রিহ্যাবেও পাঠানো হলো দু-মাসের জন্য। তার মানে এগুলো করার পরে দেখা গেছে উনি আবার ফিরে এসেছেন এবং দেশে না, উনি এখন বিদেশে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে নিয়োজিত আছেন। এ থেকেই তো বোঝা যায় যে মানুষকে কাছের মানুষ কিন্তু অনেক জরুরি হতাশা থেকে উঠে আসার জন্য।
গল্প। জীবনের, হুম। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আহারে! জি। <chuckles> আসক্ত হয়ে গেছে। চিনতেই পারছে না। আচ্ছা। হু, হুম। আ হ্যাঁ। বাহ! হুম, হু। হ্যাঁ। <chuckles> বড় অবশ্যই বড়। হ্যাঁ। হুম। বুঝাতে হবে আর ও! আচ্ছা। অনে জরুরি আসলেই, আসলেই। আপনি একদম ঠিকই বলেছেন। তবে এক্ষেত্রে যদি আপনার থেকে একটা ছোট্ট বিষয় জানতে চাই। যে এই যে আসলে হতাশার বিষয়টা, এইটা পা আ নিয়ে সরকার আসলে কী প্রদক্ষেপ বা পদক্ষেপ নিতে পারে বা এটা নিয়ে কী গবেষণা রয়েছে?